হ্যাঁ, আমার আসলে যখন আসলে ইউনিভার্সিটিতে পড়া হয়েছে তখন এক বন্ধু ছিল। আ যে আসলে সোশ্যাল মিডিয়া খুব প্রচন্ড আসলে ব্যবহার করত সারাদিন আসলে কী করছে? কী খাচ্ছে? সেটা নিয়ে পোস্ট করত। তার পাশাপাশি এক্সাক্টলি আসলে তার পাশাপাশি আসলে দেখা যায় যে হচ্ছে সে আ একটি গেমস রয়েছিল বা PUBG Mobile নামের। তো সেই গেমসটা কিন্তু আসলে সে সারাদিন খেলত এবং আ সেটা নিয়ে কিন্তু আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করার চেষ্টা করত যে, বন্ধু তুমি আসলে গেমটা খেলো একসাথে খেললে আসলে আ কথা বলা হয়। আ এক্সাক্টলি আসলে খেলা হয়েছে এবং আ যখন আসলে খেলেছি তখন কিন্তু আসলে আ যো কিছুদিন যখন আসলে খেলেছি তখন কিন্তু কিছুটা আসলে আসক্তিতে আসলে পরিণত হয়েছে এবং বন্ধুরা মিলে যখন আসলে একসাথে খেলতাম। তখন কিন্তু আ ভীষণ মজা হত এবং একসাথে কিন্তু আসলে আড্ডা হত। এভাবে কিন্তু বেশ কিছুদিন আসলে খেলা হয়েছে। সেটা কিন্তু আসলে কিছুটা আ আমার কাছে আসলে আগ্রহের জায়গা আসলে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে যখন আসলে দেখেছি যে আসলে এই smartphone এ আমি অতিরিক্ত সময় আসলে নষ্ট করছি তখন আসলে আমিও আসলে কিছুটা আসলে সেফ হওয়ার চেষ্টা করেছি।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, সবকিছু দিচ্ছে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, গেমস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনারা কখনো খেলেছিলেন একসাথে? জি, জি, জি। এভাবে শুরু হয়েছিল। পাওয়া যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজে থেকে একটু দূরত্ব বজায় রাখা শুরু করলেন তাই তো?
এক্সাক্টলি এবং বন্ধুকে কিন্তু আসলে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি। কারণ আমি আসলে স্পষ্টভাবে আসলে দেখতে পাচ্ছিলাম যে আসলে আমার যে বন্ধু রয়েছে সে আসলে পড়াশোনা থেকেও কিছুটা আসলে দূরে সরে যাচ্ছে। যেটা তার ভবিষ্যতের জন্য আসলে অনেকটা আসলে ক্ষতিসাধ্যক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এই সময় আসলে সে যদি আসলে পড়াশোনার পেছনে না আস আ যাই সেইক্ষেত্রে আসলে honours শেষ হয়ে গেলে সেক্ষেত্রে চাকরি বাজারে গেলে কিন্তু সে দুর্বল হিসেবে আসলে পরিগণিত হয়। এবং, এবং, এবং চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো তার কথা চিন্তা করেই কিন্তু আসলে তার সোশ্যাল মিডিয়াকে কমানোর জন্য কিন্তু আ ভীষণভাবে চেষ্টা করেছে এবং এক্সাক্টলি আসলে এমনটা হয়েছে।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। খুবই, খুবই, প্র সমস্যায় করবে জি, জি। পরামর্শ দিয়েছিলেন জি, জি, জি।